৳৪৭,০০০ হয়তোবা আপনার ডিভাইসটার দাম। আর অ্যা ৳৬,০০০ মাসিক প্যাকেজ।
জ্বী, জ্বী। না, না ভাই, ৳৪,২০০
ও আচ্ছা, হতে পারে।
জী। না, আমি আমি বললাম, সেটাকে যদি ভাগাভাগি করে নেওয়া যায়, তাহলে কিন্তু ভাই ৳৫০০ থেকে ৳১,০০০ য় খুব ইজিলি নেওয়া যায়, লাইনটা।
হ্যাঁ বলো। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। ওই ডিভাইসটাই প্রবলেম। যাই হোক, কিছুদিন যাক, তখন দেখা যাবে।
ডি ডিভাইসটাও তো ভাগাভাগি করেই কেনা হবে ভাই। যদি কারণ, যদি সেভাবে কেনা হয়, টাকাটা তো ভাগাভাগি করে দেওয়াই হচ্ছে। তাহলে ডিভাইসটাও ভাগাভাগি করে কিনলাম। তাহলে বেয়াল্লিশ হাজার টা যদি আপনি ৪ ভাগে ভাগ করে দেন, তাহলে কিন্তু ৳১০,০০০ সামথিং বা ৳১১,০০০, কিছু একটা পড়তেছে। ত সেই সেই সেই জিনিসটা ভাই, এককালীন একটা খরচের জন্য কিন্তু খারাপ না। কারণ Starlink-টা যখন আপনি নিয়ে নিচ্ছেন, এটা কিন্তু ভাই কোনো ঐ যে p2p সার্ভারের মতো কোনো কিছু না। সেটা কিন্তু ডাইরেক্ট একটা লাইন ভাই, আপনার। এটা এটা এটা আপনি নিজের হাতে সবকিছু আমি ভাই চিজ চিন্তাভাবনা করতেছি। ৩-৪ টা বন্ধুবান্ধব আছে। তাদের সঙ্গে একটু মানে, তাদেরকে একটু পটাতে হবে। তাদেরকে পটিয়ে ম জী, জী।
হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। একদম জী। জ্বী, জ্বী। না, না। একদম, একদম। আচ্ছা, আচ্ছা। তবে বলতে কী, এটা তো আপনার এক এ বাড়ি বা এক বিল্ডিংয়ে না হইলে ব্যবহার করা আসলে অসুবিধা।
না, না। আমার বিল্ডিংয়েরই আমার বিল্ডিংয়েরই বন্ধু-বান্ধব। আমরা একসাথেই থাকি, ক উপরে-নিচে। বন্ধুবান্ধব। জী, জী।
আচ্ছা, যেহেতু স্থানীয়রা, সেক্ষেত্রে হয়তোবা নেওয়া সম্ভব হয়। আমাদের হয় কী ওই স্থানীয় না এবং <scoffs> ব্যাচেলর যে জীবন, যাকে বলা হয়, খুব বেশি অনিশ্চিত। কখন কোথায় থাকি।
জ্বি। জ্বি, জ্বি। না না, তা তা তো অবশ্যই। জ্বী, জ্বী ভাই। না, একার পক্ষে ভাই প্রত্যেক মাসে ৳৪,২০০ দিয়ে আমারও এতো ভাই এত কুলাবে না। এটা এটা কারও পক্ষেই ভাই এটা এটা বিলাসিতা ছাড়া আর কোনো কিছুই না। প্রত্যেক মাসে বেয়াল্লিশশো টাকা বা ছয় হাজার টাকা।
এক হ্যাঁ, হ্যাঁ। একদম। এটা বড়-বড় প্রতিষ্ঠান বা ব্যবসার জায়গা, এগুলোতে হয়তোবা ব্যবহার হতে পারে।
না, ব্যবসাপ্রতিষ্ঠানের জন্য তো ভাই আবার ভিন্ন। সেটা সেখানে দেখলাম ওইযে, খবরেই পড়লাম যে, আসলে ওই একটা একটা ৳৬,০০০, আর আরেকটা ৳১২,০০০। তাদের ওই যে ৳৪,২০০ র প্যাকেজটাই নেই।
হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আচ্ছা। সেটাও না হোক, না হোক, ব্যবসাপ্রতিষ্ঠানের জন্য ৳৬,০০০ খুব আম বড় কোনো বিষয় না। যেহেতু বাংলাদেশের যে ইন্টারনেট অ্যা ব্যবস্থা, এতে ভাই ওই ৳৩,০০০, ৳২,৫০০ র যেসব প্যাকেজ পাওয়া যায় না? হ্যাঁ, তার থেকে ওই ৳৬,০০০ টাকার একটা প্যাকেজ নিয়ে অনেক শান্তির বো অন্তত মাসে ১০ দিন তো নেটেই প্রবলেম থাকে। রাত ৯ঃ০০ টায় আবার
কর্পোরেট এর জন্য ভিন্ন। জ্বি, জ্বি। বড় কোনো বিষয় না। জি, জি। জ্বি। এমনিই চলে যায়, জ্বী, জ্বী। অনেক ভাই, জ্বী, জ্বী। আর ভাই, নে নেটটা এই যে নেটের প্রবলেমের কথা বললেন ভাই, নেটের প্রবলেম বলতে কোনো কিছু আর ফেস করা লাগবে না ভাই, এই জিনিসটা নিলে।
হ্যাঁ, শুধু যদি আপনি মোহাম্মদপুর এলাকার বাসিন্দা হোন তাইলে একটা লোহার খাঁচা বানাইতে হবে আলাদা করে। <chuckles> এটা ছাড়া আর বাকি সব দিক থেকে ঠিক আছে।
জ্বি, জ্বি। জ্বী, জ্বী, জ্বী। <chuckles> আর না হলে ভাই, রাত্রে গিয়ে ছাদে ঘুমাতে হবে, পাহারাদার হয়ে গিয়ে যে 'জাগতে রহো, জাগতে রহো' করতে হবে চৌকিদারদের মতো। অ্যা তা ছাড়া তো আর উপায় নাই ভাই। লোহার খাঁচা-টাচা বানাইলে দেখা যায় যে কাজকর্ম করতে ঝামেলাও হইতে পারে। যাক ভাই। জী, জী। খুবই খুবই ভালো লাগল ভাই। আপনার সাথে মন খুলে আড্ডা দিতে পারলাম। খুবই ভালো লাগল। উ হুম।
হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। <chuckles> এই ওই ছাড়া বাকি সব ঠিক আছে। যাই হোক, আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগল। ধন্যবাদ। আপনার সাথে কথা বলেও ভালো লাগল। অনেক বিষয় জানলাম, আর নিজের জানাগুলোও শেয়ার করতে পারলাম। ভালো লাগতেছে ভাই।
জ্বী, জ্বী। ধন্যবাদ। জ্বী, জ্বী। হ্যাঁ ভাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরিবার-পরিজনকে নিয়ে শান্তিতে থাকবেন। আর সম্প্রতিক খবর দেখতে থাকবেন। জী, জী। ধন্যবাদ ভাই।
আপনিও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি আমাদের আবার কথা হবে। জি ভাই। আজকের মত শুভ সন্ধ্যা।
জ্বী, বিদায়।